তেমনটা তো হয়েছেই। আ এবং হওয়ার পরেই কিন্তু আমি শিখেছি যে আসলে এইযে এই ধরনের সম্পর্ক এইগুলোকে আসলে যত্ন করে রাখতে হয়। আম আ একটা হচ্ছে একটা গাছের মতো। ঠিকঠাক পানি দিতে হয়, আ বাঁচিয়ে রাখতে হয়। না হলে এগুলো থাকে না। এবং আমার মনে হয় যে আ যেকোনো কঠিন সময় আরকি যেমন ধরেন আ আমার ক্ষেত্রে যেটা varsity তে আসার পরে মানিয়ে নেয়া একটা কঠিন সময় স ছিল আমার জন্য। বা পরবর্তীতে দেখা যাচ্ছে যে varsity শেষ করে যখন চাকরি-বাকরির preparation নেওয়া, সে সময়ও কিন্তু আমার জন্য কঠিন ছিল। তো এই সব কঠিন মুহূর্তগুলোতে কিন্তু আমার পাশে ছিল মানে আমার সেই বিশেষ মানুষটাই। কারণ আ অ মানে ও কিন্তু একটা ইসের মতো আশি মানে কি বলে আ আশার মতো আরকি। হ্যাঁ। আস্থা এবং আশা। যে ও ওর দিকে আসলে তাকিয়ে আমি আসলে সামনে আগায় যাওয়ার মানে আমি কেন আ পড়ালেখা করবো? কারণ আমরা তাহলে একটা জায়গায় stable হয়ে একটা ভালো একটা মানে শান্তিতে থাকতে পারবো। এইটাই কিন্তু আসলে সামনে ইয়ে নিয়ে যাওয়ার যেই তাড়না সেইটা হিসেবে কাজ করে। আপনি হুম, হুম।
হুম। সত্যি। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম, হুম। আস্থার জায়গা আস্থার জায়গা। হুম। হুম। হুম। সত্যি, সত্যি। এবং, এবং প্রিয় মানুষের সাথে সম্পর্কগুলো আসলে এমনই হওয়া উচিত যে তোমার জন্য আমি চাইলে এক সমুদ্র পাড়ি দিতে পারি। এ বলে না আমরা কিন্তু প্রেমে পড়লে হুম।
হুম, হুম। <scoffs> না আমি এ বরঞ্চ অন্যভাবে বলি। এক সমুদ্র পাড়ি তো আমাকে দিতেই হবে। বাইচা থাকার জন্য তো দিতেই হবে। কিন্তু তুমি থাকলে ওই একটা সমুদ্র পাড়ি দেওয়ার আগ্রহ আমার হয়। নাহলে তো আমি মাঝ সমুদ্রেই ডুবে যাবো।
<laughs> সত্যি। এটাও ঠিক বলেছেন। এটা খুব ভালো বলেছেন আসলে ওইযে এইটার জন্যই আসলে এইযে আপনি একটু আগে বললেন যে গাছকে যেভাবে পানি দিয়ে যত্ন করতে হয় আমাদের সম্পর্কগুলোকেও ঠিক সেইভাবে সুন্দর করে যত্ন করতে হয়। না হলে আসলে ওই পাড়ি দেওয়ার আগ্রহটা আস্তে, আস্তে মানে চলে যায়, তাই না? যাই হোক আপনার সাথে আসলে এই যে আম নিজের জীবনের রোমান্টিক কথাগুলো, গল্পগুলো share করে এই মিষ্টি স্মরণীয় স্মৃতিগুলো share করে খুব ভালো লাগলো। <chuckles>
হ্যাঁ। উম হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম। <inhales> আমারও আসলে। আমার share করেও ভালো লাগলো। আপনার শিক্ষক, আপনার prince এর গল্প শুনেও ভালো লাগলো। আশা করি আবার কথা হবে। ভালো থাকবেন।
<laughs> আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।